পানির জন্য হবে। বেশ চমৎকার। আসলে একটা চ চমৎকার একটা কথা।
পাকিস্তানের দিকে তাকান। পাকিস্তান বলছে, “আমার সিন্ধু পানিতে যদি কোনো ব্যারিকেড দেওয়া হয়, আমি সেনা প্রধান যুদ্ধে শামিল।” এ সেই ছিল কথাটা। আমরা ফারাক্কার প্রভাবে দেখেন কত কষ্ট পাচ্ছি, তিস্তার পানির অভাবে কত কষ্ট পাচ্ছি। আবার পানিগুলোকে যে আমি সংরক্ষণ করতে পারছি না, সেজন্য কত কষ্ট পাচ্ছি। এই যে রিসেন্টলি ৫ই আগস্টের পরে যে দুর্ভোগটা নেমে এলো আমাদের পূর্বাঞ্চলীয় সীমান্তগুলোতে, আমরা পানিগুলোকে সংরক্ষণ করতে পারিনি। এই পানি সংরক্ষণ করলে আমরা তো এটা আমাদের দুঃখ থাকত না এটা আমাদের যেটা আশীর্বাদ হয়ে যেত। চীনে এক কালে 'Huang He' নদীকে বলা হতো চীনের দুঃখ। এখন 'Huang He'-কে চীনের আশীর্বাদ বলা হয়। কেন? 'Huang He'-কে ওভাবে তারা ক্যাপ করে ফেলেছে।
হুম। জ্বি, জ্বি। জ্বী, জ্বী। বুঝতে হু, হু। জ্বি, জ্বি। জ্বি, জ্বি। হু, হু। ঠিক। জ্বি, জ্বি, জ্বি, জ্বি, জ্বি, জ্বি, জ্বি, জ্বি। পালি আমরা একদম ভাই। হু, হু। জ্বি। হু, হু ঠিক, ঠি জ্বি, জ্বি। আশীর্বাদ বলা হয়। এটাই আর কি। পানিটা, পানিকে আসলে আ একটা শক্তিতে পরিণত করা যায়। যেটা কিনা আসলে আমার মনে হয় কি যেটা সরকারি এবং বেসরকারি তো একটা উদ্যোগের অবশ্যই প্রয়োজন আছে। যেমন দেখুন সর
হ্যাঁ। বেসরকারি উদ্যোগ বলতে পারলে আপনি ব্যা সচেতনতাকে আমি দায়ী করব বেশি সবচেয়ে সচেতনতার দরকার।
জ্বি। হ্যাঁ, তবে সরকারি, যেমন আমার মনে হয় কী, যে এই মুহূর্তে আসলে আমাদের সরকার কিন্তু আসলে পানি নিয়ে আসলে বেশ উঠে-পড়ে লেগেছে। আমার কাছে এটা ভালো লাগছে। এটা সত্যি কথা যে, আসলে আ এটা উচিত। কারণ আমরা হচ্ছে যে মানুষ হিসেবে বা রাষ্ট্র হিসেবে এই বন্যা, খরা, জলোচ্ছ্বাস, এই অনেক কিছুর মধ্যে দিয়ে আমরা যাই। কিন্তু আমার কথা হচ্ছে যে এই যে পানিটাকে আমরা কেন আসলে নিজেদের শক্তি হিসেবে পরিণত করতে পারছি না? এবং এই জিনিসটা নিয়ে আম আ আমরা তো দেশের জনগণ হিসেবে একটু ভালো থাকার আসলে অধিকার রাখি, তাই না? তো সেই হিসাব করে যদি আমাদেরকে যদি কিনা একটু ফ্যাসিলিটিজ দেওয়ার যে ব্যাপারটা, সেই ফ্যাসিলিটিজ দেওয়ার ব্যাপারটাতে সরকারও যদি একটি একটু এগিয়ে আসে, তখন দেখা যায় কী, যে আ আমরা নিজেরা আসলে একটু শান্তি পাইতাম। একটু শান্তি পাব আমরা। একটু ভালো থাকার একটা ব্যবস্থা। জী, জী।
ওঠা উচিত লাগা উচিত। উহু। রাইট রা অবশ্যই। অ আমি একটা কথা মনে পড়ে। আমি একবার একটু মু কথা মনে পড়ে, এই প্রসঙ্গে আপনি যখন বলছেন। আমরা এতিত <clears throat> বাখরাবাদ গ্যাস আমাদের গ্যাস ব্যা বাসায় গ্যাস সাপ্লাই দেয়। একবার একটা প্রকল্প নেওয়া হলো, যারা বাসাবাড়িতে কম গ্যাস ইউজ করে, তাদেরকে বোনাস দেওয়া হবে। বা আমি যদি একমাত্র ব্যক্তিত্ব আমি সব সময় বোনাস পেতাম। <chuckles> আমি ৩ মাসের বিল, মনে করেন, ৳১০, ৳১০, ৳৩০ দিয়ে ফেললাম। কিন্তু ৩ মাসে আমি ইউজ করলাম ৳২৭। ৳৩ আমাকে ফেরত দিত। মানে, আমি একটা অল একটা উদাহরণ দেখালাম আরকি। বেশ, হাজার, হাজার আমি পেয়ে যেতাম। ওরা বলত, “বেশ মজার ব্যাপার তো। আপনি একমাত্র লোক যে টাকা ফেরত নেন। আমরা তো কাউকে টাকা ফেরত দিতে দেখিনি।” পানির ব্যাপারে যদি সেরকম কোনো সিস্টেম করে, একটা পরিবার মাসে ৩,০০০ লিটার পানি ব্যবহার করতে পারবে না। তিন হাজার-এর বেশি করলেই পেনাল্টি দিতে হবে। অথবা তাকে অ্যা ব্যা তিনি কম করেন, তাকে পুরস্কৃত করা হবে। এই ধরনের সচেতনতা করলে ভালোই হতো। দেশের মানুষগুলো
জ্বি, জ্বি। জ্বি, জ্বি। জ্বি, জ্বি। আচ্ছা, আচ্ছা, আ হ্যাঁ। উহু। জ্বি, জ্বি। আ জি আহ চমৎকার। চমৎকার ভাই। বাহ! বাহ! জ্বি। জি, জি, জি, জি। এক্সাক্টলি। <chuckles> জ্বী। <chuckles> জ্বি। হ্যাঁ। জ্বী, জ্বী, জ্বী। হুঁ, হুঁ। এক্সাক্টলি ভাই। হু হু। এক্সাক্টলি ভাই। আ হ্যাঁ, হ্যাঁ, সেটাই। আমরা, ভাই, আশা করি যে আসলে এ এই জিনিসগুলো আসলে হবে। আমাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হবে। এবং সামনের দিনগুলোতে আসলে-এ পানির যে সংরক্ষণের যে ব্যাপারটা, এটা আমাদের আরও বেশি গ্রো আপ হবে। যাই হোক, ভাই, চমৎকার লাগল আপনার সাথে গল্প করে। থ্যাংক ইউ সো মাচ আমাকে সময় দেওয়ার জন্য। পরবর্তীতে সময়-সুযোগ হলে অবশ্যই আবারও কথা হবে। ভালো থাকবেন, ভাই।
<laughs> আমারও ভাল লাগল।